এই সম্প্রতি সময় আমার স সন্তান একটা উম সরকারি স্কুলে পড়তো আমার কেন জানি মনে হল যে তার লেখাপড়াটা আরও হয়তো আমি বেটার করতে পারবো আমার যেহেতু একটু সক্ষমতা রয়েছে। আমি একটা বেসরকারি ওখান থেকে বের করে নিয়ে যে বেসরকারি স্কুলে ভর্তি করে দিলাম। তো ওখানে গিয়ে যেটা আমি উপলব্ধি করলাম যে আসলে শিক্ষার নামে একটা প্রতিযোগিতা চলছে এবং সেখানে আমার বাচ্চা রোবট হয়ে যাচ্ছে। এবং এ ওখানে পড়ছে, ক্লাস করছে, ক্লাসের পরে কোচিং করছে, কোচিং এর পরে প্রাইভেট পড়ছে, প্রাইভেট এর পরে সন্ধ্যা নামিয়ে যাচ্ছে। বাসায় এসে আবার হোমওয়র্ক করছে। তো আগে যখন সরকারি স্কুলে পড়ত তখন এমনটি ছিল না। স্কুলের পড়া পড়ত। আ স্কুলে যেয়ে ক্লাস করতো, বাসায় এসে একটু হোমওয়র্ক করতো। সন্ধ্যার সময় আবার নিজের মত করে পড়তে বসতো ব্যাস। তো আমার কাছে মনে হলো এটা তো কম শেখা হচ্ছে। সুতরাং আমি তাকে চাপিয়ে দিলাম। এই চাপিয়ে দেওয়ার ফলে কি হলো? আমার ছেলেটা কিন্তু একটু মানে সামাজিকভাবে একটু দুর্বল হওয়া শুরু হয়ে গেল। অসুস্থ হয়ে যাচ্ছিল বারবার। এবং হচ্ছে সামাজিক মেলামেশা তার অনেকখানি কমে গেলো। মানে মোটা হয়ে যাচ্ছে, আ কখনো, কখনো শুকায়ে যাচ্ছে। মানে বিচিত্র সব তার শারীরিক পরিবর্তন হতে লাগলো। ডাক্তারের কাছে নিয়ে গেলাম। সে বলল তিনি বলল যে, "আপনি সন্তানকে চাপ দিয়ে দিয়েছেন বেশি। সন্তানকে এখন রিল্যাক্স এ রাখতে হবে।" তো প্রত্যেকটা ক্ষেত্রে ভাই দেখেন যে আমি ওখানে ভুল করেছি যে আমি আমি আমি চাপ দিয়ে আমার বাচ্চার সব যে উ যতটুকু তার নেও লোড নেওয়ার ক্ষমতা নেই। মানে ৫ টনই একটা ট্রাকে আমার যে ধানের ব্যবসা সেখান দিয়েই উদাহরণ দেই। ১০ টন আমি লোড দিয়ে ফেলেছি। সুতরাং চাটা চাকা বাস্ট হয়ে গেছে আমার সন্তানের। <chuckles>
ও। রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। একদমই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রাইভেট করছে। ও। আচ্ছা। করতে বসে। দুর্বল হওয়া শুরু করল। হু, হু। <chuckles> রিল্যাক্স, রাখতে হবে। হ্যাঁ। হু, হু। <chuckles> আচ্ছা। <chuckles> না মানে এইটা কিন্তু আসলে আপনি যে উপলব্ধি করতে পারছেন, এটাও তো অনেক বড় বিষয়। কারণ দেখেন এখনকার সময় মা-বাবারা জি। <chuckles>
জ্বী, জ্বী। নিশ্চয়ই, নিশ্চয়ই এখানে আমি হাসলাম আক্ষেপের সুরে যে আমি নিজেই নিজের সন্তানের জন্য একটা ভুল পদক্ষেপ নিয়ে নিয়েছি।
না আসলে এটা কোনো সমস্যা নেই। আ এটা হয়তো আরো প মানে হতে পারে যে এর থেকেও খারাপ হতে পারত। আপনি তো আসলে আ এটা উপলব্ধি করে ফেলেছেন। এব দেখেন আসলে এখনকার সময় কিন্তু দেখা যাচ্ছে যে মা-বাবারা মানে এইরকম ভুল বলবেন না কি বলবেন, আসলে যে করতেই আছে। হ্যাঁ তাদের সন্তানকে নিয়ে এক ধরনের আসলে ভীষণ প্রতিযোগিতার মধ্যে তারা ঢুকে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে কি যে তাদের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তাভাবনা কিন্তু তাদের যে ক্ষতি করে ফেলছে, এটা নিয়ে আসলে তারা চিন্তা করছে না। তো আ যাই হোক আসলে
জ্বি, জ্বি। হুঁ, হুঁ। নিশ্চয়ই। হুঁ, হুঁ। হ্যাঁ। নিশ্চয়ই, ঠিক তাই। হ্যাঁ, যতক্ষণ না একটা তুলনামূলক জায়গা কিংবা সন্তান অসুস্থ হচ্ছে কিংবা একটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছে ততক্ষণ সেই ভুলটা বুঝতে পারে না। আমার একটা বন্ধু প্রায়সই বলে যে, "ভুল এমন একটা জিনিস যতক্ষণ না তুমি সেটার যে ক্ষতির দিকটা সেটা যতক্ষণ তুমি নিজের চোখে উপলব্ধি করতে না পারবা, ততক্ষণ মনেই হয় না যেটা আমরা ভুল করছি।" তো সেইরকম বিষয়টা। হুম।
হ্যাঁ। পড়ে যাচ্ছে। না পারবা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তো আ এক্ষেত্রে আসলে আরেকটা বিষয় মানে আপনার থেকে জানার ছিল যে এইযে ধরেন হচ্ছে গিয়ে আপনি আসলে আপনার সন্তানের কথা বলছেন, সে যে আসলে তাকে মানে এক ধরনের মানে ভুলের কথা হয়তো বলছেন। তবে সে যখন আসলে ভুল করে, হ্যাঁ? ধরেন সে তো আসলে বা চলতে ফিরতে ভুল করতেই পারে। তখন আসলে ভুলটাকে আপনি কিভাবে ধরিয়ে দেন?
নিশ্চয়ই। হুঁ, হুঁ। জ্বি, জ্বি। হু, হু। নিশ্চয়ই।